জ্বি অবশ্যই। আমার কাছে মনে হয় প্লাস্টিক কমানোর জন্য প্রথমত আ যদি আসলে আ কাপ মানে অ পলিথিন তারপর হচ্ছে বিভিন্ন ধরণের যদি আসলে ব্যাগ আছে সেই প্লাস্টিকের ব্যবহারগুলো আসলে আ মানে কমিয়ে তারপর কিন্তু এইসব যদি আ ব্যাগগুলো ব্যবহার করা যায়। তখন কিন্তু খুব সহজে আসলে আ প্লাস্টিকের ব্যবহারটা কমে যায়। তারপর হচ্ছে বাজারে গেলে যখন আসলে <clears throat> বাজারে গেলে আ জুটের কাপড়, তারপর কাপড়ের ব্যাগ বা ক্যানভাস এর ব্যাগ গুলো যদি আসলে ব্যবহার করা যায় তখন কিন্তু এগুলো আরো সহজ হয়ে যাবা। পরিবেশের জন্য কিন্তু এগুলো বেশ আ আ মানে পরিবেশ বান্ধব একটা হ উপযোগী একটা জিনিস একদম ঠিক। আর এছাড়া দেখা যায় যে প্লাস্টিক এর যে বোতল বা স্ট্র বা বিভিন্ন ধরনের থাকে না যে কাপ যেগুলো থাকে। আ বা এগুলো যদি আসলে ব্যবহার একেবারেই না করা যায়। তো এগুলো কিন্তু আসলে এগুলোর বদলে আসলে স্টিল এর বা কাঁচের যদি ব্যবহার আসলে বাড়ানো যায় তখনও কিন্তু এই প্লাস্টিক এর ব্যবহারটা একদম কমানো সম্ভব।
উ, হু। আচ্ছা। হুম, হুম। এটা কিন্তু আপনি বেশ ভালো একটা কথা বলেছেন। হু, হু। উপযোগী। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম। এটা আসলে আপনি খুব সুন্দর একটা মানে সলিউশন দিলেন। আসলে আপনি যেভাবে বললেন যে আসলে প্লাস্টিকের বদলে হচ্ছে যে অ্যা কাঠ মানে জুটের বা হচ্ছে যে পাটের যেগুলো ইউজ করার জন্য। আসলে কথা আপনার ঠিক আছে। কিন্তু এখানে আসে একটা প্রশ্ন ছিল যে, আসলে কি এত সহজে কি এটা পরিবর্তনটা করা যায়? মানে দেখেন প্লাস্টিক এত ইউজ করা হয় কেন? আপনার কি মনে হয় যে আসলে প্লাস্টিক এর এত ব্যবহার এত বেশি কেন?
জ্বি। আ আমার কাছে মনে হয় যে প্লাস্টিকের ব্যবহারটা বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা কিন্তু আ দামে খুব কিন্তু কম আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু আ মানুষ পেয়ে থাকে বা হাতের কাছে এভেইলেবল খুব বেশি একদমই তাই। হাতের কাছে কিন্তু খুব সহজে পাওয়া যায়। বিশেষ করে যখন আপনি বাজারে যাবেন একটা আ ক্ষুদ্র বা হচ্ছে যারা আসলে আ আ মানে এই যে আ রা রাস্তার সাইড এ যে বাজারগুলো বসে তারা কিন্তু আসলে এই ব্যাগগুলো ব্যবহার করতে পারে না। যখন আপনি একটু বাআ বাকি একেউ কিন্তু আসলে অনেকে কিনতেও চায় না। যে আ একটা ব্যাগের দাম দিয়ে হচ্ছে যে একটু দা ৳১০,৳২০ টাকা বা ৳১৫ টাকা দিয়ে ব্যাগ কিনবে তার দরকার কী? একটা পলিথিন আসলে ব্যবহার করি আ নিয়ে গেল। তো এভাবে কিন্তু তারা আসলে বেব মানে অ্যা অ্যা প্লাস্টিক এর ব্যবহারটা করে থাকে বা আ বাড়ায় দিচ্ছে একদমই তাই। তার জন্য কিন্তু
হুম, হুম। এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভেইলেবল খুব বেশি। হুম, হুম। হুম, হুম, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। টাকা দিয়ে একটা ব্যাগ কিনবে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাগে প্লাস্টিক ব্যাবহারটা একটু বাড়ায় দিচ্ছে আরকি রাইট, রাইট। এই যেমন ধরেন যে হচ্ছে যে একটা ব্যাগের দাম যেখানে হচ্ছে যে ৳২০ টাকা, ৳৩০ টাকা, ঠিক আছে? আর সেক্ষেত্রে একটা প্লাস্টিকের সেইম স্পেসিফিকেশন একটা ব্যাগের দাম হবে হচ্ছে মাত্র ৳২, ৳১, ৩০ পয়সা, ঠিক আছে? আর তার তো আসলে হচ্ছে বাজারটা বাসায় আনাটাই হচ্ছে মেইন। তো এই যে এরকম ক্ষেত্রে আসলে হচ্ছে যে আ আবার অনেক সময় হতে পারে না যে আসলে ব্যাগ ক্যারি করাও তো একটা ঝামেলা। ধরুন সবাই তো বাসা থেকে হয়তো বাজার করতে যায় না। তো এই ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি এত সহজেই কি আসলে প্লাস্টিক থেকে অন্য ব্যাগে কি আসলে ট্রান্সফার হওয়া সম্ভব?
জী।

আমার কাছে আ মনে হয় যে সরকারের তো অবশ্যই একটা আব আ একটা সিদ্ধান্ত বা একটা য ভূমিকা থাকা উচিত একদমই তাই। আর এছাড়াও আসলে যদি নিজে থেকে বা ব্যক্তিগত যদি একটা থাকে না? যে আ ব্যক্তিগত যেই কা দেখুন এখন অনেকে কিন্তু আছে যে অনেক এরকম আপনি যেটা বললেন যে কোন একটা আ সোসাইটির সাথে আসলে যুক্ত আছে বা কোন একটা ক্লাব এর সাথে যুক্ত আছে। তারা কিন্তু আসলে কতদিন করবে হ্যাঁ, এনজিওর সাথে যুক্ত আছে। তারা আসলে কতদিন করবে? যদি আপনি নিজে থেকে আসলে এই জিনিসটা বা ই না করেন বা নিজে থেকে যদি ই টা না আনেন তখন কিন্তু ওই তারা আসলে বেশিদিন করতে পারবে না বা তারা কিন্তু আ এটা চাইলে হাল ছেড়ে দেয়া, হাল ছেড়ে হ্যাঁ, inspiration টা পাবেন না বা ও পরিবর্তনটা কিন্তু আসবে না। তো যখন আপনি নিজে থেকেই একটু পরিবর্তনের চেষ্টা করবেন বা আপনি যখন দেখবেন যে আপনার আ পরিবর্তনটা হ্যাঁ, একসাথে যে আগানো যাবে তখন কিন্তু আ তাদের জন্য আসলে কাজটা সহজ হয়ে যাচ্ছে। কারণ তারা তো তাদের মতো, তো করে আসলে কাজটা করছে।
উহু। ভূমিকা থাকা উচিত। হু, হু। হু, হু। এনজিও বা এনজিও। হাল ছেড়ে দিবে আরকি। মানে inspiration টা পাবে না করার ক্ষেত্রে। হু, হু, হু। তখনই আসলে হচ্ছে যে এটা মানে একসাথে আসলে এটা নিয়ে আগানো যাবে। আচ্ছা। হু, হু। আর এমনি হচ্ছে দেখেন যে, ওইযে মানে এই যেমন ধরে প্লাস্টিক দূষণ যে জিনিস দেখবেন যে মাটিতে প্লাস্টিকের সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে প্লাস্টিক বা পলিথিন যে এরা মাটির সাথে আসলে মিশে না কোনভাবেই। ঠিক আছে? আর এই যে মাটির সাথে মিশে দেখা যায় যে একটা প্লাস্টিক এর একটা কিছু সেটা মানে অনেক বছর ধরে এরকম ম মাটির সাথে পড়ে আছে আবার এগ সেগুলা য কিন্তু দূষণও তৈরি করতেছে। তো এই যে এই অবস্থায় মানে এই ধরনের যে প্লাস্টিক গুলো তো প্লাস্টিকের ব্যবহার তো আসলে ডিরেক্টলি কর্ম কমানোর কোনো সুযোগ নাই। মানে একেবারে জিরো তো করে ফেলা যাবে না। কিন্তু এটা কে রিসাইকেল কোনভাবে করা যাইতে পারে কিনা এটা কি কিছু জানেন আপনি?
একদম। মেশে না, উহু। আ অ্যা রিসাইকেল তো আসলে এটা আমার অ্যা তেমন একটা আইডিয়া নেই কিন্তু রিসাইকেল তো আসলে করা যায়। ধরুন একটা জিনিসের ব্যবহার যদি আপনি করেন বিশেষ করে, যে যারা আসলে প্লাস্টিক এর আ পা গ্লাস ব্যবহার করে তো এটা কিন্তু আসলে বারবার যদি এ কিন্তু আপনি খেতে পারবেন। উম তো এই ব্যবহারটা যদি আসলে করা যায় তো তখন কিন্তু দেখা যায় যে হয় বা একটা রিসাইকেল বিন থাকে।
আচ্ছা হু, হু। হ্যাঁ, হ্যাঁ। এখানে কিন্তু আসলে আমার একটা প্রশ্ন আছে। আসলে দেখবেন যে অ্যা অনেক সময় যে বিয়ের অনুষ্ঠান বা ধরুন কোনো একটা অনুষ্ঠান দেখবেন যে প্লাস্টিকের ক এই যে গ্লাস দেওয়া হয়। যেখানে এই যে ছাড় ওয়ান টাইম প্লাস্টিক যেগুলা তারপর হচ্ছে দেখবেন যে প্লাস্টিকের একটা আ বাটিতে হচ্ছে খাবার দেওয়া হয়। এগুলা দেখবেন যে খাবার খাওয়ার পর সবাই আসলে ফেলে দিয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসগুলার বিকল্প আসলে কি করা যেতে পারে? মানে আসলে এটা তো খুব একটা ভালো পদ্ধতি না। কারণ প্লাস্টিকের মধ্য দিয়ে দে খা মানে খাবারটা তো এমনি একটা unhygienic ব্যাপার। মানে এটা অস্বাস্থ্যকর অবশ্যই। আর এই যে তারপরে যে তারা নিজেরাই যেখানে সেখানে ফালাই দিয়ে যায় এটাকে আপনি কিভাবে দেখছেন?
হুম। ওয়ানটাইম প্লাস্টিক। জ্বী, জ্বী, জ্বী। একদমই না। উহু।